আচ্ছা। তো জুতাটা কি উদ্ধার করতে পেরেছিলেন?
অবশ্যই। না হলে আমার ঘুম হত না তো। কারণ জুতাটা উদ্ধার করার যেই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করেছিলাম, সেইটাই আসলে একটা হাস্যকর, মানে কোনোভাবেই হচ্ছে না। কারণ অনেক ভিত গভীরের দিকে ঢুকে গিয়েছিল তো। মানে নাহলে ১ তলার নিচে পর্যন্ত সমান উঁচুতে থেকে, ভিতরে চলে গিয়েছিল। তখন সেটাকে যে উদ্ধার করা, আর আমরা তো একটু শুকনা ছিলাম। তো আমার এক ফ্রেন্ড ছিল, ও প্রথমে চেষ্টা করেছিল যে ওই পাইপের ভিতর দিয়ে ঢুকে যেয়ে, পারে আপনার আনা যায় কিনা, হাত দিয়ে তোলা যায় কিনা? দেখা গেছে যে, তার চেয়ে শুকনা হচ্ছে আমি। আমিও চেষ্টা করেছি। ২ জনের কেউই পারি, তখন অন্য একটা বুদ্ধি খাটিয়ে, তখন সেটা যেয়ে উদ্ধার হয়।
আচ্ছা। হু। উহু। উহু। বাহ! বাহ! হুম। উহু। জুতাটা নিয়ে আসার। হুম। হু, হু। রাইট। না আসলেই বেশ মধুর স্মৃতি। বিশেষ করে এটা অবাক লাগল যে, এই বয়সে মানে আপনারা এই জাহাজটা খুঁজে পেলেন কোথায়? এ এইটা নিয়ে একটু বলবেন কি, জাহাজটা সম্পর্কে?
এই জাহাজটা হচ্ছে গিয়ে, মানে ওই আমাদের ওই এলাকাটাই ছিল হচ্ছে কলোনির ভিতরে তো। তো ওইখানে হচ্ছে গিয়ে বিভিন্ন যেই জাহাজের ভগ্নাংশগুলো আছে, তারপরে হচ্ছে চিটাগাং এ যেসব জাহাজগুলো থাকে বন্দর এলাকা, সেই জাহাজগুলো এখানে নিয়ে আসা হতো। এবং এইটা নিয়ে তাদেরকে আরকি পরীক্ষা করা হতো। মানে বিভিন্ন যে, কখন জং পড়ছে? মানে ওই অফিসটাই ছিল এগুলোর, ঠিক আছে? যে বিভিন্ন ধরণের জাহাজের ভগ্নাংশ, যন্ত্রাংশ সবকিছুই ওখানে এসে জমা করা হতো। যে পিলার গুলা আছে, বড়, বড় পাইপ সেগুলো আরকি এখানে রা এনে রাখা হতো।
হু, হু। হুম। আহ! হু, বুঝতে পেরেছি। হুম। রাইট, রাইট। হুম। রাইট। উহু। রাইট। মানে জাহাজের স্ক্র্যাপ গুলা, নষ্ট হয়ে যাওয়ার পরে যেগুলো আসলে বাদ পড়ে যায়, সেগুলো জমা থাকতো। হুম, বেশ ইন্টারেস্টিং।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, ওখানে দরজাও থাকতো, কমোড ও থাকতো, বাথরুমে ব্যবহার করা কমোড ও থা সবই থাকতো আরকি। তো এর মধ্যেই অ্যা পড়ে গিয়েছিল এক জায়গায়।
<chuckles> হুম। বাহ! তো, লুকোনোরও তো বেশ ভালো জায়গা। তো কখনো লুকোচুরি খেলেছেন ওখানে?

হ্যাঁ, এমন স্মৃতি তো আছেই। বা আমরা কি করতাম? ছোটোবেলায় হচ্ছে গিয়ে পুতুল বানিয়ে আমরা বিয়ে দিতাম। ঠিক আছে? তো ওই যে, স্মৃতিটা তারপরে সেইটার জন্য ওই পুতুলের জন্য, ছেলে পুতুল মানে বর এবং কনের জন্য দুজ ২ পক্ষেই আবার বরযাত্রী বানাতাম। তারপরে কনেযাত্রী মানে, কনের পক্ষ থাকতো, ২ পক্ষ ভাগ হয়ে যেতাম এবং আমরা বাস্তবিকই ঝগড়াও করতাম। ঠিক আছে? যৌতুক দেয়া নেয়া নিয়ে হ্যাঁ, হ্যাঁ। যৌতুক দেয়া নেয়া নিয়ে ঝগড়া করতাম। বুঝতে পারছি যে, হ্যাঁ, যৌতুক নেয়া ঠিক না। তো তখন তো হচ্ছে আমরা যেটা দেখে আসছি, খেলার ছলে সেটা নিয়ে আসতাম। আবার খাওয়া নিয়ে, খাওয়া পছন্দ হচ্ছে না। তো দেখা গেল বরপক্ষের একজন বলে উঠলো যে, "না, খাওয়া মজা না। আমরা খাবো না।" মানে, এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসতাম। তো এটা একটা আছে। তারপরে আরেকবার যেটা হয়েছিল আপনার মজার অ্যা কি করেছিলাম? অ্যা এই বরযাত্রীর উপলক্ষেই যে, মানে ঝগড়া এমন পর্যায়ে গিয়েছিল, তখন দেখা গেছে যে, বড়রাই যদি সামালটা না দিত তখন, সত্যিই সেদিন সত্যি পক্ষে মানে সত্যি, সত্যি কিন্তু একটা চুলোচুলি মারামারি হয়ে যেতো। মানে এক পক্ষের এবং পেপারেও খবর চলে আসতো যে
উহুম। আচ্ছা। হুম। রাইট। আচ্ছা, বিয়ে নিয়ে? আচ্ছা। উহুম। উহু। রাইট। হুম। উহুম। উহুম। ২ পক্ষেই অ্যা বেঁধে যেত। <chuckles>
পুতুলের বিয়ে দিতে গিয়ে অমুক আহত, এতজন আহত। মানে এই খবরে চলে আসতো।
<chuckles> <inhales> আপনাদের আ বন্ধুবান্ধবের যে, পরিমাণটা ছিল, এটা কি ইউই একটু বেশিই ছিল? আসলে সাধারণত দেখা যায় ছোট <clears throat> ছোটদের যে, গ্রুপটা থাকে, ওটা ৩ থেকে ৪ জন, ৫ জনের বেশি হয় না। আপনাদেরটা কি তার চাইতেও বড় ছিল?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমরা ১২ জন ছিলাম। মানে মোট কা ১২ জনে হ ১২ জনের আরো আসলে বেশি হয়ে যেত। কারণ আমাদের, আমরা তো ওইযে খেলাধুলা করতাম। দই চিড়া, দা দাড়িয়া বাঁধা, গোল্লাছুট এসব খেলাধুলা করতাম তো, সেখানে যতজন বাচ্চা দরকার, সব কয়টাই আরকি আমরা ছিলাম একই বিল্ডিংয়ে। কাজেই সমস্যা হতো না। এজন্য বেশ বিশাল একটা পরিবার।
আচ্ছা। উহু। হুম। উহুম। আচ্ছা।